হ্যাঁ, এখনই কিছুদিন আগে থেকেই আমি এই ব্যায়ামের যে একটা বিষয় রয়েছে, এটি শুরু করি। কারণ দেখা গেছে যে, এই মোবাইল অতিরিক্ত ব্যবহারের ফলে আমার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ২ টার উপরে অনেক প্রভাব ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমি আ সবকিছুই রিকভার করার চেষ্টা করছি। এবং আমি প্রতিনিয়ত সকালে উঠে যে কিছুক্ষণ আগে ব্যায়াম করে নেই, যেন আমার আ মানসিক স্বাস্থ্যটা ভালো থাকে এবং মোবাইল থেকেও আমি কিছুটা দূরে থাকতে পারি। তো সব মিলিয়ে এটি আমাকে খুবই সাহায্য করছে, এই ব্যায়ামের ব্যাপারটা। এবং এর পাশাপাশি, আমি যদি আপনাকে একটু বলি যে, আপনি যেই কথাটি বললেন যে, আপনি আ সম্পূর্ণ আ ও
আচ্ছা। হু। আচ্ছা।
সহমত পোষণ করছেন না, আমার কথার সাথে। আমি কিন্তু একদম ফোনটি অফ করে রাখিনি। আমি ফোনটি মূলত অফ করে রেখেছিলাম কখন? আসলে যখন আমি জবে থাকি
আ হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। হু। হ্যাঁ।
তখন কিন্তু আমার ফোনটি আমার সাথেই থাকত। কারণ এমার্জেন্সি থাকতে পারে। আর জবে থাকলে তো কোনোভাবেই ফোন ইউজ করা সম্ভব হয় না। তবে, জবে বসে আমি কখনো ফোনটি চার্জ দেইনি। যার ফলে যেটা হয়েছে যে, আমি যখন বাসায় এসেছি তখন আমার ফোনে খুব বেশি একটা চার্জ থাকত না। এ যার ফলে আমি খানিকটা ক্ষণ ইউজ করার পরে দেখা যেত আবার চার্জে লাগিয়ে আমি ঘুমিয়ে পড়তাম। এটি এভাবেই মূলত আমি নিজেকে কন্ট্রোল করেছি। আচ্ছা, আ আমি যদি আপনাকে একটি প্রশ্ন করি যে, আপনি কি মনে করেন, মোবাইল আসক্তি আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলে? এবং এটি যদি ফ প্রভাব ফেলে, তাহলে কেনো?
আচ্ছা। উ হু। আচ্ছা, তো বেশ ভালো। আচ্ছা।